আসলে আ গান শেখাটা তো শুধুমাত্র আসলে সোশ্যাল মিডিয়া বা এরকম আ online platform থেকে দেখে শেখার যে ব্যাপারটা সেটাতে শুধু আ সীমাবদ্ধ থাকে না জিনিসটা হচ্ছে যে আপনার ধরেন বাইরে থেকে আ আপনার অ হারমোনিয়াম, তবলা দিয়ে আসলে গলার রেওয়াজেরও একটা ব্যাপার-স্যাপার আছে। তাই না? তো সবকিছু মিলিয়ে হচ্ছে যে ব্য এ হ্যাঁ, সাহায্য পাওয়া গেছে আপনার YouTube থেকে। যখন কিনা আসলে দ্যা দ্যা বিভিন্ন রকমের আসলে voice pattern আছে। যেমন ধরেন আ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে বাংলাদেশে যারা, যারা আসলে গান শিখে, তারা কিন্তু আসলে ওয়েস আ eastern classic এ গান শিখে বা eastern classics বলতে বোঝানো হচ্ছে যে আপনার Indian classics এর যে ব্যাপারটা, হ্যাঁ? বা উচ্চাঙ্গ সংগীতের যে জায়গাটা, সেখানে হয়তো দেখা যাচ্ছে উর্দু, তারপরে হচ্ছে ফার্সি বা দেখা যায় যে মাঝে, মাঝে সংস্কৃত ভাষার যেসব গানগুলো থাকে এবং একটা আলাদা একটা pattern এ তারা কাজ করে। ঠিক আছে? এবং ওভাবে করেই হচ্ছে যে গলাটা আ টা রেওয়াজ করা হয়, ওভাবে করেই গলাটা তৈরি করা হয়। কিন্তু আপনি দেখবেন যে western culture এর যেই ব্যাপারটা, western যে classic বা western এর ক্ষেত্রেও কিন্তু আসলে আ ওদেরও কিন্তু আসলে একটা basic classics আছে। ওদেরও কিন্তু একটা grammatical আছে western music এ। তো ঐটা কিন্তু আমাদের বাংলাদেশে আসলে কিন্তু আসলে তেমন একটা কিন্তু এ practice টা হয় না। ঠিক আছে? তো যেহেতু practice টা হয় না, সেটা আসলে YouTube থেকে দে আসলে দেখে শেখাটাই মনে হয় আসলে সবচাইতে সহজ। আমার ক্ষেত্রে আমি আসলে western classic টা YouTube থেকে শিখছিলাম। তো হ্যাঁ আসলে YouTube থেকে আসলে western classic টা ব্য শেখা হইছে এবং সামাজিক যোগাযোগ মে মানে সামাজিক মিডিয়া যেটাকে মানে YouTube ব্য বা এগুলো থেকে আসলে হ্যাঁ শেখা যায় অবশ্যই শেখা যায়। নাহলে আমি শিখলাম কেমনে?
আ জি, জি। অবশ্যই, অবশ্যই। আচ্ছা। জি, জি। আচ্ছা। জি, জি। আচ্ছা। জি, জি। জি, অবশ্যই। হয় না। জি। আ আচ্ছা, আচ্ছা। জি, জি। না, না, চমৎকারভাবে কিন্তু বললেন যে আপনি যেভাবে ব্যাখ্যাটা করলেন যে eastern classic বেশি পরি মানে চর্চা করা হয় দে এই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এবং western classic টা আপনি শিখেছেন আ আ সামাজিক যোগাযোগ মাধ্যমে আস আ YouTube থেকে। আচ্ছা কিন্তু এখানে একটা কথা আমার প্রশ্ন রয়ে যায়, সেটা হচ্ছে বাংলাদেশের যে ঐতিহ্য, বাংলাদেশের যে একটা ধরণ আছে যেমন রবীন্দ্রসঙ্গীত হতে পারে আ এবং অনেক ধরণ। কি আপনার কি মনে হয় না যে এই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে?
উহুম। উহুম, হুম। YouTube এর মাধ্যমে। হ্যাঁ, দা YouTube এর মাধ্যমে বেসিকে জি। জি, জি, জি। উহু, হু, হুম।

চমৎকার বলেছেন। বিশেষ করে আপনার ক্ষেত্রে আপনি যেভাবে ব্যাখ্যাটা করেছেন। আ বোঝাই যাচ্ছে যে আপনার এই ব্যাপারে অভিজ্ঞতা অনেক এবং আপনি বেশ সম্মান করেন বিষয়টাকে। তো আব আসলে আপনি প্রশংসার দাবিদার। তো এখানে বলতেই হয় এটা। তো আচ্ছা আরেকটা কথা সেটা হচ্ছে যে, দেখা যাচ্ছে এই যে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে আ মিডিয়া গুলা থাকে কিছু আ মানে ট্রিক বা কোচিং করে, ওরা ভুল শিখিয়ে থাকে। কখনো কি এরকমটা ধরা পড়েছে এবং যদি ধরা পড়েও থাকে ওখান থেকে আ আপনি নিজেকে সঠিক করেছেন কিভাবে যদি একটু বলতেন?
<chuckles> না, না অবশ্যই। জি। হুম। হু, হু, হু, হু, হু, হু। <chuckles> আচ্ছা। আম হ্যাঁ, ত্যা YouTube কোর্স এ এরকম অনেক আছে যারা কিনা আসলে দেখা যাচ্ছে কি যে, আম নিজেই আসলে জানে না তারা আসলে ভিডিও বানাচ্ছে। হুম। এ যেমন এরকম এরকম ব্যাপারটা হচ্ছে এরকম আ আমি লাস্ট একটা ভিডিওস দেখেছিলাম যেখানের মধ্যে হচ্ছে যে আ আ তারা হচ্ছে ইস্টার্ন ক্লাসিক এর একটা ক্লাস। এখানের মধ্যে হচ্ছে যে আ গমকের একটা ক্লাস দিচ্ছিল। হুম। গমকের, গমকটা হচ্ছে গলা যখন কিনা আমরা একটু আ ভেঙে ভেঙে গাই। হ্যাঁ! বা সেটাকে আ ইংলিশে বলা হয়েছে যে অ্যা আপনার একটু ভাইব্রেট। তো গলাটা যে ইংলিশে যে যেটাকে হচ্ছে ভাইব্রেট সেটা বাংলায় হচ্ছে গমক। তো গলা যখন কিনা আসলে একটু আ ভাইব্রেট করে কিনা গাওয়া হচ্ছে। তখন সেটাকে বলা হচ্ছে যে, আপনার ইস্টার্ন ক্লাসিক সেটা গমক হয়ে যাচ্ছে। তো এখন একজন YouTube ভিডিও যিনি দ্যা
আচ্ছা, আচ্ছা বেশ হাস্যকর ব্যাপার। আচ্ছা জি, জি। আচ্ছা, আচ্ছা। ও। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা।
ছিলেন কনটেন্ট ক্রিয়েটর। উনি আসলে আম গমকের কথা বলতে যেয়ে উনি ঝালরে চলে গেছে। ঝালরটা হচ্ছে গলাটা একটু ফ্রাই করা। মানে অনেক রক রক শিল্পীরা যেভাবে করে একটু গলায় প্রেশার দিয়ে গায় সেটাকে হচ্ছে যে ঝালর বলে। মানে ইস্টার্ন ক্লাসিকে। আর ওয়েসটার্ন ক্লাসিকে বলা হচ্ছে ফ্রাই করা। এখন উনি গমককে বলতেছে হচ্ছে ঝালর। ঝালরকে বলতেছে গমক। ঠিক আছে? <chuckles> তো এবং উনি শেখাচ্ছে উনার এ্যা ইউ কনটেন্ট এর মধ্যে দেখা যাচ্ছে যে, প্রায় মিলিয়ন মিলিয়ন ভিউজ। অজস্র মানুষ কিন্তু আসলে ভুল শিখতেছে। ঠিক আছে? ভুল শিখতেছে। তো এক্ষেত্রে আসলে ব্যাপারটা হচ্ছে যে এ্যা ওই যে যেটা বললাম যে অ্যা সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন আর যেসব এ্যা সোশ্যাল মিডিয়াগুলা বলেন। এখানে কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে, আপনি পুরোপুরি, একদম পুরোপুরিটা শিখতে পারবেন না। আপনাকে এখানে ১ম থেকে কিছু বেসিক থাকতে হবে। কারণ এটা হচ্ছে গুরুমুখী শিক্ষা। গান শেখার ব্যাপারটা পুরোপুরি হচ্ছে গুরুমুখী শিক্ষা। আপনাকে গুরুর কাছ থেকে যেতে হবে, শিখতে হবে। তারপরে যেয়ে আপনি নিজেকে অ্যাডভান্স লেভেলে বা নিজেকে বেটারমেন্ট নিজেকে বেটার করার জন্য আপনি সোশ্যাল মিডিয়া হেল্প নিতে পারেন।
জি। ওয়াও। আচ্ছা। জি, জি, জি। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ভুল শিখছে জি, জি, জি। জি, জি। আচ্ছা, আচ্ছা। অবশ্যই। আচ্ছা।